হুম, ইচ্ছা তো করে। কিন্তু সবার সাথে হয়তো সময় হয় না। কিন্তু আমি আসলে আ এখন একদিক দিয়ে আমি লাকি যে, আমি হচ্ছে যে দেশের বাইরে একটা জায়গায় পড়তে এসেছি। তো এখানে আসলে অনেক নেচার, এ আমি যেখানে থাকি, এটা আশেপাশে সব জায়গায় আসলে বন জঙ্গল দিয়ে ভরা। এখানে হচ্ছে হাইকিং আ হাইকিং বলতে হাইকিং ট্রেল আছে। আ তারপরে হচ্ছে যে আপনের চারদিকে শুধু নেচার। আর হাঁটার জন্য বেস্ট একটা ব্যবস্থা যে, আপনি আ অ একদম ভয়ংকর জঙ্গল দিয়ে যাবেন। সেখানেও হচ্ছে বেঞ্চ আছে। তো এরকম টাইপের যেটা হচ্ছে যে, আমার বেশ ভালো লাগে। তো আমি নিজে, নিজেই বের হই। নিজে, নিজেই হাঁটতে যাই। আ এত সুন্দর নেচার দেখলে আসলে মন ভালো হয়ে যায় আরকি।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। জি ,জি, জি। আচ্ছা, আচ্ছা। আমার কিন্তু শুনে খুব রোমাঞ্চকর লাগছে। আচ্ছা, কখনো কি এখানে হারিয়ে গেছেন কিনা?
<chuckles> হ্যাঁ, হারিয়ে গিয়েছি। কিন্তু যে গুগল ম্যাপস, এটা একটা ভালো জিনিস। আমি হারিয়ে গিয়েছিলাম যে, আমি ১ বার হাঁটতে, হাঁটতে আ মাশরুম কালেক্ট আ মাঝে, মাঝে করি আরকি আমি। একবার হচ্ছে ১ম এ এসেই শিখেছিলাম আরকি। একজন ইন্সট্রাক্টর আমাকে শিখিয়েছিল, কোনটা ভালো কোনটা উম খারাপ। তো এই মাশরুম দেখা শিখে
<giggles> মানে আপনি বুঝতে পারেন, প্রকৃতিতে যে কোনটার মধ্যে কোন সমস্যা আছে কিনা, বিষ আছে কিনা? আবার তো শুনে আবার তো শোনা যায় ওইযে, কিছু মাশরুম আছে যেগুলা খেলে আপনার মনে করেন যে, হ্যালুসিনেশন হয়।
হ্যাঁ। হ্যাঁ, তো জিতলি। হ্যালুসিনেশন, হ্যাঁ, হ্যাঁ। <chuckles> এগুলো অবশ্যই আছে। কিন্তু আমি হচ্ছে কি যে, উনি যেটা আমাকে বললেন যে, "যারা নিউ আ নিউবি বা নুব তাদের জন্য আসলে ২ ১ টা চিনাই ভালো।" তাই আমি ২ রকমের মাশরুমই চিনি। ১ টা হচ্ছে সেন্তানেল মাশরুম, আরেকটা হচ্ছে, বোটল ক্যাপ মাশরুম। তো এই ২ ধরনের মাশরুম দেখলে আমি নেই। বাকিগুলো আ আসলে সন্দেহ হলে, আমি আর নেই না। কারণ এত রিস্ক নিয়ে এত লাভ নেই। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আপনি নিশ্চিত থাক না। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা এইখানের কোন আপনার আ স্মরণীয় দিন আছে, যেদিন আসলে ১ম এসেছিলেন বা অন্য কোন মুহূর্ত যেটা তৈরি হয়েছিল?
উ হুম।